<chuckles> এটা কিন্তু ঠিক বলেছে যে সমাজের কিন্তু একটা প্রেশার আসে। তখন আর হচ্ছে মানুষের হয় যে বন্ধু বা পরিবার হয় কি যে একদম নিজের মানুষ তো এটা হয়তোবা তাদেরকে বোঝালে একটা সময় গিয়ে বুঝে। কিন্তু সমাজের চাপটা কিন্তু হয় না যে সামলানো বেশ কঠিন। তো আপনি কি ওটা কি করেছেন যে একদম হয় না যে অনেকে হয় কি যে একদম না শুনে আসলে তেমন একটা পাত্তা দেয় না। আবার অনেকের ক্ষেত্রে হয় যে ওটা খুব মনে নিয়ে ফেলে এবং কিন্তু মনে নিয়ে ফেলে তখন কিন্তু সে হেরে যায়। তো আপনি এই ক্ষেত্রে কি মনে করেন যে কি করা উচিত?
হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, বোঝে, বোঝে তারা বোঝে। এটা কিন্তু ঠিক বলেছেন। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আসলে হয় কি না শুনলেও কিন্তু উপায় থাকে না। দেখেন একটা লোক জানতেছে যে আমার চান্স হয় নাই। তারপরও জিজ্ঞেস করে যে, "কিরে তোর কোথাও হলো?" হ্যাঁ? আমি কিন্তু বুঝতেছি যে সে আমাকে ইনটেনশনালি হচ্ছে যে আমার কাছ থেকে আসলে আমার না হওয়ার গল্পটা শুনতে চাচ্ছে। হ্যাঁ? <chuckles> তো আমি আসলে এভয়েড করারও চেষ্টা করেছি এবং এটার সমস্যাটা হলো কি অনেক সময় এ পাশের বাড়ির বিভিন্ন আন্টিরা তারা কিন্তু বাসায় আসতো। আম্মুকে বলত যে কী ব্যাপার আ আমাস আমার কথা বলত যে, "আপনার ছেলের তো রেসাল্ট ভালো। ও কোথায় চান্স পাইল?" তো তখন পরিবারের লোক কিন্তু মোটামুটি একটু ইতস্তত বোধ করত। হ্যাঁ? এই ব্যাপারটা আমার একটু কষ্ট দিত মাঝে, মাঝে। কী করবেন? মানুষের মুখ তো আর আটকানো যাবে না, তাই না?
হ্যাঁ, এটাই। জি, জি। স্বাভাবিক। <chuckles> সেটাই। এটা কিন্তু ঠিক যে এই ধারণাটা আসলেই যে তাদের মুখ আটকানো যাবে না তারা বলবে। কিন্তু ওইটার জন্য যে আসলে থেমে থাকা, থেমে থাকতে হবে কিন্তু চালিয়ে
বলুক। হ্যাঁ, হ্যাঁ। না, না ওই যে "পাছে লোকে কিছু বলে, সংশয়ে সংকল্প সদা টলে।" কথা আছে না, "লোকে কি বলুক লোকের কথায় কি যায় আসে।" <chuckles>
<chuckles> একদম। হ্যাঁ। বে <chuckles> একদম ঠিক বলেছেন আসলে। তো এই ক্ষেত্রে হয় যে এমন কি আপনি হয় কি যে আপনার নিজেকে সামলে ফেলতে পেরেছেন একটা পর্যায়ে গিয়ে বা এছাড়াও বিভিন্ন ব্যর্থতা তো এসেছে যেখানে আসলে আপনি আ আশা করছি যে বেশ ভালোভাবে নিজেকে সামলে নিয়েছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে ব্যপার টা হয়ে ওঠে না বা আপনার কাছে যে সাপোর্ট টা ছিল বন্ধুর বলেন বা পরিবারের বলেন। ওটা কিন্তু অনেকের কাছে থাকে না। তখন কিন্তু ইমোশনাল একটা কেয়ার এর দরকার হয়ে পড়ে। তো ওই ক্ষেত্রে থেরাপি নেওয়া বা কাউন্সিলর এর কাছে যাওয়া এই জিনিসটা ক ক মানে আপনার ধারণাটা কি এটা নিয়ে?
জি। হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি, জি।